আচ্ছা যখন ধরুন কোন ধরনের চোট পেয়েছেন বা হয়তো লং টাইম অসুস্থ ছিলেন তো সেখান থেকে সেরে ওঠার সময় আপনি ১ম এ কি করেন বা কিভাবে আবার ১ম এ শুরু করেন?
হুম, হুম। আ আস মানে অসুস্থতা ব্যাপারটা আসলে মানে আমার জীবনে খুবই ভয়ানকভাবে সবসময় আসে, মানে যখনই আমি কোনভব কিছুতে অসুস্থ হই সেটা কেন যেন মানে ছোটখাটো কোন অসুস্থতা আমার মধ্যে হয় না। যেটাই হবে সেটা এত বড় হয় যে দেখা যায় যে কোন অসুস কোনভাবেই যদি অসুস্থ হই আমার ১ মাস ২ মাস বা ৩ মানে এ ধরনের বেডেই থাকতে হয়।
আচ্ছা। ব্যাপারটা কিন্তু আসলে অনেক আনফরচুনেট যে অসুস্থ হলেই খুবই লং টাইম ধরেই অসুস্থ হন। তখন কি আসলে বাট একটু যদি জানতে চাই আপনার কি মৌসুমী যে অসুস্থতা গুলো আছে, হয়তো চিকুনগুনিয়ার একটা সিজন যায়, ডেঙ্গুর একটা সিজন যায়। আপনার কি এগুলা সবসময় হয়?
একদম। হু, হুম। হু, হুম। হুম। আ এইগুলা আ ওইগুলা তেমন একটা হয়নি। কিন্তু আমার অনেক বড়, বড় রকমের কিছু রোগ হয়। যেমন ধরু যে আমাকে হসপিটালাইজড ই করতে হয়। আমার যেমন ছোটবেলায় আমার এখনো মনে আছে যে আমি মেনিনজাইটিস নামে একটা অসুখ হয়েছে। যে অসুখটা আসলে ঐ সময় আমরা নামই যে ওইটার নামই জানতাম না। সেটা হচ্ছে আমাদের যে মেরুদন্ড আছে না, মেরুদণ্ডের ভেতরে কশেরোকার ভেতরে এক ধরনের জেলি টাইপের জিনিস থাকে। হ্যাঁ? তো সেই জেলি জিনিসটা মেরুদণ্ড ভেদ করে আমার মস্তিষ্কে চলে আসছিল আরকি। হ্যাঁ। তো তখন আমি ক্লাস ৪ পড়ি।
আচ্ছা। সেটা কি? জ্বী, জ্বী। হু, হু। আচ্ছা! ব্যাপারটা কিন্তু অনেক ভয়ংকর।